আমি না কয়েকদিন ধরে খুব চাপের মধ্যে আছি। আসলে বুঝতে পারছি না কি করব, না করব। হঠাৎ করে আশা খাটানোটা অনেকটা difficult হয়ে যাচ্ছে। আম বুঝাতে পারছি না আসলে কি করতে পারি এখন বুঝতেও পারছি না। তো আপনার কাছে একটা জিনিস জানার আছে। এই জায়গাটা থেকে আসলে কিভাবে উতরাতে পারি?
হুম, হুম। বুঝতে পেরেছি। আপনি আসলে বেশ একটা ঝামেলার মধ্যেই আছেন, যে আপনি বুঝে উঠতে পারছেন না যে কি করা উচিত আর কি করা উচিত নয়। যার ফলে এ আ আপনাকে বেশ কষ্ট দিচ্ছে। আমাকে যদি একটু বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে।
হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, এ এক্ষেত্রে না আমার পারিবারিক প্রত্যাশাটা না একটু এ বেশি হয়ে যাচ্ছে। যেমন ধরেন যে পরিবার একটা প্রত্যাশা করছে ধরেন আমাকে বললো কি যে graduation এর সময় বলল কি যে under graduate life যখন শুরু করব তখন বললো কি তোমাকে হচ্ছে lawyer হতে হবে, যেহেতু বাবা একটা advocate আছে। সেই সুবাদে তাকে বলছে যে ছেলেওকে একটু lawyer হতে হবে। কিন্তু আমি আসলে ওই lawyer হওয়ার ইচ্ছাটা আসলে পোষণ করি না। তো যার পরিপ্রেক্ষিতে আমি আসলে চাই আমি যে subject এ পড়ালেখা করি ওই subject এ পড়ালেখা করতে চাই আরকি। এখন তাদের যে প্রত্যাশা যেটা আছে সেটাও তো fulfill হচ্ছে না এবং, এবং সেটা fulfill করতে গিয়ে এখন আমার অবস্থাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। প্রথমত, বললাম যে আমি হচ্ছে law নিয়ে পড়ালেখা করতে চাচ্ছি না কিন্তু বাবা মা তাদের expectation ছিল যে ছেলে advocate হবে তো, তারপরে কি তাদের প্রত্যাশার চিন্তা করে আসলে নিজের যে পছন্দ যেটা subject আছে সেটা আর পড়লাম না। এখন পড়তে গিয়ে আমি না হিমশিম খাওয়ার মত পড়ে যাচ্ছি। কারণ হচ্ছে আমি প্রথমত সেই subject টা enjoy করতে পারছি না। এবং সেই subject এর আমি আগামাথা যেটা আছে সেটাও বুঝতে পারছি না। এখন আমি কি করতে পারি? এখন এই যে চাপটা হয়ে যাচ্ছে, আসলে এই চাপটা থেকে কিভাবে উতরাবো আমি বুঝতে পারছি না।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। হুম, হুম। বুঝতে পেরেছি। বুঝতে সেটাই, আসলে আপনি আ কতদিন হয়েছে আপনি মানে শুরু করেছেন পড়াশোনাটা?
এখন আমার মত মতামত বলা যায় যে 2nd semester চলছে। ১ বছরও কিন্তু হয়নি। এই 2nd semester আমি মাঝে, মাঝে চিন্তা করি কি, এই 2nd semester এর মধ্যে যদি আমার এই অবস্থা হয় যখন সেটা যখন 3rd year, 4th year হয়ে যাবে তখন তো জিনিসটা আরো বেশি বোঝা হয়ে যাবে আমার জন্য। এখন কি করতে পারি আপনার কাছে?
বুঝতে পেরেছি। আপনি আপনার বাবা মার সাথে কি এটা নিয়ে আ মানে পরবর্তীতে এখনকার যে পরিস্থিতিতে আছেন সেটা নিয়ে কখনো আলোচনা করেছেন?
হুম, হুম। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করেছি। তো তারা বলছে কি যে না, এটা ১ম দিকে হয়ে থাকে। এটা তেমন একটা কোন ব্যাপার না। এটা হয়তো তুমি যখন আরো depth এ পড়াশোনা করা যাবা আরো শুরু স্টার্ট করে দিবা তখন থেকে নাকি জিনিসটা আস্তে, আস্তে সাথে সাথে নাকি এটা ঠিক হয়ে যাবে। এখন আমি বুঝতে পারছি না কেমনে কি ঠিক হবে ন না হবে। এখন এই ব্যাপারটা নিয়ে যদি একটু কিছু বলতেন, আমি কিভাবে আসলে আ কি করব? একটা যদি guideline দিতেন, তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হতো আরকি।
হুম, হুম। বুঝতে পেরেছি। আপনি আ যেহেতু এটা কিন্তু আলরেডি সেকেন্ড সেমিস্টার এ চলে এসেছেন। খুব বেশি সময়ও যায়নি, আবার খুব কম সময়ও কিন্তু যায়নি। তো এখান থেকেই যে এতদিন পড়ার ফলে কোনো না কোনো একটা জায়গা কি আপনার মানে আগ্রহ তৈরী করেনি?
হু, হু। আচ্ছা। আ প্রথমত, সত্য কথা বলতে তেমন একটা আগ্রহ করেনি। কারণ হচ্ছে যখন আমি আমার বাবার দিকে তাকাতাম, তখন থেকে দেখতাম আরকি যে সারাদিন পড়ালেখা করছে। মানে যখনই কেস ফাইল হচ্ছে তখনই দেখি একটা বই নিয়ে পড়ালেখা করছে। তো এই জিনিসপত্রগুলা দেখতে, দেখতে অ্যা যেটা সত্য কথা অত বই নিয়ে পড়ালেখার মতো মন-মানসিকতা আমার নেই। যেটা সত্য কথা। এখন কেন যেন ওই জিনিসটা ভু মাথার মধ্যে যেন ঢুকে গিয়েছে। যে আসলে ল্ইয়ার বা এডভোকেট হতে গেলে অনেক বেশি পড়ালেখা করতে হয়। যেটা বাবা লইয়ার হওয়ার পরেও কিন্তু পড়াশোনাটা করেই যাচ্ছে। তার মানে হচ্ছে আমিও যদি হই, তাহলে আমাকেও সেইম একই কাজই করতে হবে। তো এই জিনিসটা আসলে মাথার মধ্যে ঢুকে যাওয়ার কারণে, আসলে পছন্দের জায়গা বলতে তেমন একটা হয়নি।
হু, হু। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। এখন যেহেতু আপনার বাবা যেহেতু পড়ছেন, দেখুন আপনি আপনার পছন্দের সাবজেক্টটার সাথে যদি তুলনা করেন, সেটাতেও কি পড়াশোনা হতো না? বা সেটাতে কি একদমই পড়াশোনা ছাড়া তো নিশ্চই আপনি পাশ করতে পারতেন না? বা সেখানে আ আপনার কাছে কি মনে হয়? যে সেখানে বেশি সময় দিতে হতো, নাকি এখন আপনি বেশি সময় দিচ্ছেন, যে law পড়ছেন, সেটাতে?
হু, হু। এক্ষেত্রে আমি যদি বলি যে ২ টোতেই কিন্তু সময় দিতে হতো কারণ হচ্ছে, একটা কিন্তু দেখেন যেটা না, ভালো লাগা কাজ করে ফেলে, সেখানে কিন্তু আপনি যতটা সময় দেন, ততটা কিন্তু তেমন একটা খারাপও লাগবে না কিন্তু আপনার একটা পছন্দের বিষয় না, কিন্তু আপনি স বারবার ওই জায়গাটাতে সময় দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার জিনিসটা আরো বেশি খারাপ লাগছে। আমি পার্সোনালি কেন জানি সেটা নিতে পারি না। আমার যদি হচ্ছে ফাইনান্স নিয়ে পড়ার একটা আগ্রহ আছে, আগ্রহ ছিল। তো ফাইনান্স এ তো আরো টার্মস, অনেক রুলস regulation অনেক mathematical aromatric অনেক কিছুই থাকে, যেগুলা calculation করতে হয়তো আরো অনেক বেশি সময় লাগে। কিন্তু ওটা করতে গেলে না, আমার একটু আনন্দটা একটু বেশি পেতাম কিন্তু এখন এখানে এসে যে ঘট বাঁধা মুখস্থ, এই ধারা মুখস্থ। যেটা আসলে আমার জন্য মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে আমার বিপরীতমুখী হয়ে গিয়েছে পড়ালেখাটা। যার কারণে আসলে এটা বলার কি এখন, কি করা যেতে পারে?
হ্যাঁ। হু, হু। বুঝতে পেরেছি, হু, হু। বুঝতে পে বুঝতে পেরেছি। আপনি এভাবে কি কখনো এ চিন্তা করেছেন? দেখুন, আপনি যদি ফিন্যান্স নিয়ে পড়তেন, তো ফিন্যান্স নিয়ে সহজভাবে পড়া, তারপর law নিয়ে সহজভাবে পড়ানো কিন্তু ইউটিউব এ অনেক কিছু আছে। যে আছে না, যে হয়তো আপনি যেই টিচার এর কাছে পড়ছেন, বা যেখানে গিয়ে পড়ছেন, সেখানে আপনার কাছে, কারণ আপনি আগে থেকেই কিন্তু মাইন্ডটাকে সেট করে রেখেছেন, যে আমার, আমি এটা পড়ব না, বা আপনি আপনার বাবাকে দেখেছেন পড়তে। তো প্রথমত আপনাকে সেটা ঝেড়ে ফেলতে হবে। একদম নতুন করে শুরু করতে হবে। কারণ আপনি অনেকটা সময় কিন্তু দিয়ে দিয়েছেন। ঠিক আছে? কাজেই আপনাকে এটা পড়তে হবে এবং বলা যায় না, এটাতে হয়তো আপনি এতই ভালো করলেন, এতই ভালো করলেন কারণ এটার আগ্রহ কোন জায়গাটাতে, একবার যখন আপনি এই বিষয়টাতে আগ্রহ বোধ করবেন, তখন দেখবেন যে এটা আপনার কাছে ভালো লাগছে। কাজেই আপনার চেষ্টা থাকবে হচ্ছে আ এখান থেকে কোন দিকটা আপনার কাছে পছন্দের হয় না? যে কেউ হয়তো ক্রিমিনাল লইয়ার হতে চাচ্ছে, কেউ মানে আপনার আসলে পছন্দের বিষয়টা কোন জায়গায় যেয়ে ম্যাচ করে, কোথাও না কোথাও সেই পয়েন্টটা আগে একটু বের করার চেষ্টা করেন। তাহলে দেখবেন যে আপনার এটার প্রতি একটা আগ্রহ তৈরি হবে।
আচ্ছা। হ্যাঁ। হুম, হুম। ওকে। আচ্ছা, হ্যাঁ। হুম। আচ্ছা। আচ্ছা। অবশ্যই। হ্যাঁ, আমারও মনে হচ্ছে এটা একটা রিলেশন কর relate করা যেতে পারে। এই যে আপনি না বললেন? যে একটা কন্স মানে criminal lawyer এর ক্ষেত্রে কিরকম হচ্ছে বা তো ছেরা যদি চিন্তা করে দেখে, আসলে আমার বাবা হচ্ছে civil lawyer সে হচ্ছে civil lawyer কাজটা করে থাকে, মানে জায়গা সম্পত্তি নিয়ে। তো মনে হয় যে একটা ফাইনান্স এর সাথে কেন যানি একটা জায়গা সম্পত্তি নিয়েও একটা যেন correlation আমি যেন খুঁজে পাই। কারণ হচ্ছে এখন যারা জায়গা জমি নিয়েও কাজ করে, সেখানেও একটা ফাইনান্স এর ব্যাপার স্যাপার থাকে। ঠিক তেমনি এমনি যখন ফাইনান্স এর কোন জায়গায়-জমি, কি দেখছেন, সেটারও একটা valuation করতে হচ্ছে। সে কেন কিন্তু এক ধরণের কিন্তু করা যেতে পারে। তো আমার কাছে কেন জানি মনে হয়, এটার সাথে রিলেট করা যেতে পারে। আমি কিন্তু এখনো ঐ ধরনের কোর্সে, এখনো তো জাস্ট জেনারেল কোর্স গুলাই হচ্ছে। এরপর হয়তো specialisation কোর্স যখন আসবে, হয়তো তখনই বুঝতে পারব। এখন আসলে এই পরিস্থিতিতে বোঝাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। তো আপনার কাছে একটা উপদেশ চাচ্ছি আসলে, এই পরিস্থিতিটা কিভাবে সামলে নিতে পারি আমি?
হু, হু। একদম। হু, হু। একদম, একদম। আপনি এই পরিস্থিতিটা সামলানোর জন্য এখন যেখানে আছেন, সেটার প্রতি আপনার একটু মনোযোগী হওয়া এবং সেটার জন্য যেহেতু মনোযোগ ফিরিয়ে আনার জন্য আপনি ইউটিউব এ দেখতে পারেন যে সহজভাবে কারা শিখাচ্ছে, ঠিক আছে? যেই টপিকটা হয়তো আপনার কাছে বেশি একটু বোরিং মনে হচ্ছে। এখন কিন্তু অনেক সুন্দর করে কিন্তু শেখানোর বিভিন্ন কোর্স থাকে যে আসলেই সহজভাবে মানে আপনার কাছে যেটা মনে হচ্ছে দুর্বোধ্য আসলে যখন আপনি বিষয়টা ধরে ফেলতে পারবেনা, অনেকটা math এর মতো, যে অংক দেখলে কঠিন লাগে। কিন্তু যখন অঙ্কের মজাটা একবার পেয়ে যাওয়া হয়, তখন কিন্তু আসলে মনে হবে যে অঙ্ক করতেই থাকি। আপনি একবার যখন এবং বিভিন্ন ধরনের কেস গুলো পড়তে থাকবেন। ঠিক আছে? আ আগে যেগুলো ঘটে গেছে, সে কেস গুলো যখন পড়তে থাকবেন তখন কিন্তু আ হয় না? গল্পের বইয়ের মতো কিন্তু মনে হবে যে এটাতে আপনার কিন্তু একটা ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। যে পাল্টা কি উত্তর দেয়া যায়? কিভাবে কোথা থেকে কিভাবে আ বিষয়টা চলে আসলো? কিভাবে একজনকে সেভ করে ফেলল? তাই না? একজন আসামিকে। এইভাবে যদি আপনি আগ্রহ তৈরি করতে পারেন, দেখবেন অবশ্যই আপনার এটার প্রতি ভালো লাগা তৈরি হবে। এবং আপনার যেহেতু ফিনান্স ও পছন্দ আপনি এসব কোর্স গুলো করা যায় আপনি একটু সময় দিয়ে ফিনান্স ও চালিয়ে যান। এভাবে কিন্তু আসলে ২ টাই মেনেজ করা সম্ভব হয়।
হুম। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা। ওকে, হ্যাঁ। রাইট, রাইট রাইট, হ্যাঁ। হুম। হুম, হুম। হু, হু। আচ্ছা। আচ্ছা, বুঝতে পারলাম। আসলে দুই টা তো এভাবে করা যেতে পারে। এটা তো আমি আসলে চিন্তা করি নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস জানার ছিল আমার কাছে। এই যে বিভিন্ন ধরনের কিন্তু আসলে মুভি হয়, যেমন সেটা হচ্ছে দেখলাম হচ্ছে এডুকেশন রিলেটেড মুভিগুলা, যখন চিন্তা করলাম, সেক্ষেত্রে আমি দেখলাম ধরেন হচ্ছে ফাইনান্স রিলেটেড অনেক ধরনের মুভি যেমন আছে, তেমনি হয়তো অ্যাও ল রিলেটেড হয়তো অনেক ধরনের মুভি আছে। এই মুভিগুলা কি তেমন একটা যখ দেখা শুরু করি? এগুলা কি দা এই চাপগুলা থেকে আসলে কাটানোর জন্য সহায়তা করতে পারে? কি আপনার কাছে এই জিনিসটা কি মনে হয়?
জি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিষয়টাকে যখন হালকা ভাবে নেয়া হবে, মুভিতে কিন্তু অনেক কঠিন বিষয়গুলোও হালকা ভাবে কিন্তু তুলে ধরা হয়। মানে সেখানে তো থাকবেই একটু নাটকীয়তা, তো থাকবেই। তারপরেও কিন্তু কিছু, কিছু মুভি আছে, যেগুলো দেখলে আ আসলে আপনার বেশ ভালো লাগবে, যে এভাবে তো কখনো চিন্তা করিনি। এই বিষয়টা কিন্তু চলে আসে। কাজেই আপনি দেখতে পারেন, যেমন একটা আছে "জনি এলএলবি।" এটাতে আসলে যিনি আছেন, উনি বেশ চমৎকার অভিনয় করেছেন, যিনি বিচারক ছিলেন। উনার অভিনয়ও চমৎকার। এই মুভিটা একটু দেখতে পারেন। এটা অনেকটা আপনার কাছে আগ্রহ তৈরি করতে পারে।
হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। ওকে। হুম। আচ্ছা। আচ্ছা। উম অবশ্যই। আসলে এটাও একটা দি এ্যা কাজ করতে পারে বলে মনে হয়। কারণ হচ্ছে, যখন আসলে movie গুলা দেখা হয়, তখন কিন্তু তারা আসলে এ্যা মানে কিভাবে একটা case solve হচ্ছে, কিভাবে case solve হচ্ছে না। প্রত্যেকটা কিছু আসলে তুলে ধরার অল্প movie তো একটা স্বল্প সময়ের জিনিস। স্বল্প সময়ের মধ্যে আসলে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টাটা করে থাকে। এবং যার কারণে আসলে একটা আপনি short-term এর মধ্যে কিন্তু এই জিনিসটা বোঝানোও যায় মনে হয়। কি মনে হচ্ছে আপনার?
একদম, একদম।
যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপদেশগুলো দেওয়ার জন্য। আমি আসলে ওই জিনিসটা thinking ই করিনি যে আসলে যে একসাথে ২ টা চালানো যেতে পারে। হয়তো একসাথে ২ টা চালানোর মধ্য দিয়ে হয়তো এটা আসলে বোঝা যেতে পারে। আসলে কোন জায়গাটা আসলে link up হচ্ছে। সেটাও কিন্তু আসলে জানা যেতে পারে। কি মনে হয়?
জি, জি। একদম। জি। জি, জি, জি। অবশ্যই আপনি চেষ্টা চালিয়ে যান এবং অবশ্যই আগ্রহ তো ফিরে পাবেনই এবং এখন যেহেতু আপনার অনেক সময় আছে
হ্যাঁ।
নতুন করে শুরু করার। পাশাপাশি আপনি finance ও পড়তে পারবেন। বিভিন্ন কোর্স আছে সেখানে join করতে পারবেন অনলাইন কোর্স আছে। সেগুলো যখন চলবে এবং আপনার আগ্রহ যখন ২ টার সাথে মি মিলে যাবে যে এখান থেকেও এটা সম্ভব হয়, তাহলে দেখবেন যে আপনার আর এতটাও খারাপ লাগছে না পড়ার প্রতি এবং আপনার আগ্রহটা ফিরে আসবে এবং পরিচয় যে আপনার নিজের যে পরিচয়টা সেটা আর চাপা পড়ে থাকবে না। অবশ্যই সে শুভকামনা রইলো। ভালো থাক
আচ্ছা। হুম। হুম। আ আপনাকেও অসংখ্য ধন্যবাদ।